ইদানিং আমি খেয়াল করতেছি যে, নিয়মিত দেরিতে ওঠার কারণে দিনের সময় নষ্ট হয়ে যাচ্ছে। এর কারণটা হলো যে যখনই আমি দেরিতে উঠতেছি, তখনই দেখি যে আমি আর সময় maintain করতে পারতেছি না। আমার যে রুটিন মাফিক যে সকল কাজগুলো আমি করতাম, সেগুলী আর কোনোভাবে করা সম্ভব হচ্ছে না। তখন আমি আমার কাজগুলো আর দিনের মধ্যে সারতে পারতেছি না। এমনকি কিছু কাজ আমার মানে mistake হয়ে যাচ্ছে। দিনে আমার শেষই হয়ে যাচ্ছে। কিন্তু ঐ কাজগুলো আর করাই হচ্ছে না। এই অবস্থায় যে আমার কি করা দরকার আমি ভেবেই পাচ্ছি না।
হুম, হুম। উম বুঝতে পেরেছি। আসলে আপনার খুব খারাপ লাগছে নিজের মধ্যেই যে, আ এতটা সময় নষ্ট হয়ে যাচ্ছে দিনের, সেটা আসলে আপনাকে খুব কষ্ট দিচ্ছে। এটা একদিকে স্বাভাবিক, আবার আপনি যেহেতু একটা কাজের মধ্যেই থাকেন সবসময় এবং সেই কাজটা পিছিয়ে গেলে আপনারও খারাপ লাগে। তো সাধারণত আপনি এই যে দিনে সময়টা নষ্ট হয়ে যাচ্ছে আর রাতে আপনি কখন ঘুমাতে যান? হয়না যে রাতে কি খুব দেরি করে ঘুমাতে যান?
জি। হ্যাঁ। আসলে মানে উম রাতে একটু দেরি করেই ঘুমানো হয়। এর কারণটা হলো যে আ বিভিন্ন কারণে খেয়ে-দেয়ে বিছানায় যেতে, যেতে হয়তো ১১ঃ০০ বাজে বা, ১১ঃ৩০। তখন হাতে ফোনে হাতে যখন মুঠো ফোনটা আসে, হাতে ফোনটি নিয়ে একটু সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যখন একটু চোখ বুলাই তখন এ বিভিন্ন বিষয়গুলো চোখের সামনে আসে। মনে হয় যে এই খবরটা একটু দেখি। আ এই খবরটা আরেকটু দেখি। এভাবে ১ টির পর একটি যখন বিষয় সামনে চলে আসে, কিছু বিষয় অনেকটা চমক, প্রমোদ সৃষ্টি করে এবং নিজেকে উৎসাহিত করে। তখন সে বিষয়গুলো দেখতে মন চায়। মনে হয় যে
হু, হুম।
"ঘুমিয়েই তো যাব। তো একটু পরে যাই, এই বিষয়টা আর একটু দেখি। কালকে তো আর এই বিষয়টা হয়তো আর দেখতে পাবো না।" এভাবে কখনো দেখা যায় যে ২:০০ বা, ৩:০০ আ মাঝরাত হয়ে যায়। বিষয়গুলো আমি লক্ষ্য করেছি। এটিও একটি কারণ হতে পারে। কিন্তু এটি যে খুব বৃহত্তর কারণ হবে কিনা? সেটিও তো আমি বুঝতে পারতেছি না।
বুঝতে পেরেছি। হুম। বুঝতে পেরেছি। আসলে আপনার এই দ্বিধা হওয়াটাও স্বাভাবিক। কারণ আপনি দেরি করে ঘুমাতে যাচ্ছেন এবং সেই জিনিসটা না আসলে আপনি ধরতে পারছেন না যে, হয় না যে, আপনার ইচ্ছাটাই মানে আপনার বিরুদ্ধের বাইরে চলে যাচ্ছে। হয়তো আপনি চাচ্ছেন যে একটু আগে, আগে ঘুমাতে, কিন্তু আপনার আসলে হয়ে উঠছে না। ফোনের কারণে কিন্তু আপ একটা বড় কারণ বোঝা গেল যে আপনি আ যেহেতু ফোন নিয়ে
জ্বী।
দেখছেন, ফোনের কি বিভিন্ন বিষয়গুলো আপনার চোখের সামনে চলে আসছে, সেটা নিয়েও চিন্তা করতে, করতে কিন্তু আপনার ঘুমাতে দেরি হয়ে যাচ্ছে। এটা বোঝা গেলো। তো সকালে উঠতে যেহেতু দেরি হয় তো আপনার সকালে কোন, কোন কাজগুলো আছে যেটা আপনাকে করতেই হয়?
জি। হ্যাঁ, আপনি যেমনটি বললেন সকালবেলা উঠেই আগে আমাকে অ্যা ব্রাশ সেরে আগে খোঁজ নিতে হয় যে অ্যা বাড়ির যে সকল কাজের লোকগুলো আছে তারা আজকে কাজে আসলো কিনা। এবং তারা যদি না এসে থাকে তাহলে বিকল্প কি ব্যবস্থা করা যেতে পারে। অথবা কতজন আসছে এবং আ তাদের কতজনের খাবার আ আজকে পাঠাতে হবে, এই বিষয়টি আমাকে খোঁজ নিতে হয়। যেহেতু বাহিরের বিষয় এটি পরিবারের আ মেয়ে মানুষেরা সঙ্গত কারণেই নিবে না। যার কারণে আমাকে খোঁজ নিতে হয় এবং তারা কতজন আ খাবে, সেই খাবারটি বাসায় যখন তৈরি হয় সেটা সম্পর্কে আবার বাসায় জানাতে হয়। তো এই বিষয়টি আমার স দিনের ১ম আর্ধের কাজ।
হুম, হুম। আচ্ছা। হুম, হুম। আচ্ছা বুঝতে পেরেছি। আচ্ছা, তো এটা তো অনেক জরুরি একটা কাজ। কারণ আপনার, আপনার ঘুম থেকে ওঠার পিছনে কিন্তু মানে তারা কতজন আসলো, কত জনের খাবার যাবে, এবং সেই অনুযায়ী আপনার স্ত্রীকে জানাতে হবে বা বাসায় জানাতে হচ্ছে যে এতজন যাচ্ছে। এটা কিন্তু বেশ একটা গুরুত্বপূর্ণ কাজ। এবং এটাতে যখনই আপনি দেখছেন যে ঘুম আ থেকে উঠতে, ঘুম থেকে উঠতে আপনার একটু সমস্যা হয়ে যাচ্ছে, এই কাজটাও কিন্তু পিছিয়ে যাচ্ছে। আসলে আপনি কি এটা চেষ্টা করেছেন এই যে খাওয়া-দাওয়া, রাতের খাওয়া-দাওয়াটা একটু আগে সারার?
জি। আপনি যেমনটি বললেন, এমনটি আসলে কখনো করা হয়নি যে রাতের খাবারটি একটু আগে সেরে নেব। এমনটি হয়নি। কারণ অ্যা দিনের কাজগুলো যখন শেষ হয়ে যায়, তখন হয়তো ও সন্ধ্যার পর, বি মাগরিবের পর এই কাজের লোকজনদের অ্যা বসে বসায় রেখে প্রত্যেকের হিসাবটা নিয়ে ঠিকমতো তাদেরকে টাকাটা বুঝাই দিয়ে, নিজে একটু বাড়ির বাইরে গিয়ে হয়তো বন্ধু-বান্ধবদের সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করে, বা বাড়ির পাশে বাজার, সেখানে একটু চা পান করে বা একটু আড্ডা দিয়ে বাসায় আসতেই ১০ঃ০০, ১০.৩০ পার হয়ে যায়। এরপর হয়তো বাসায় ফিরে একটু হালকা খাবার খেয়ে, আ তারপর বিছানায় যাওয়া হয়। এছাড়া তো মানে কখনো আ যে ৭ঃ০০, ৮ঃ০০ বা ৯ঃ০০ মধ্যেই খাওয়া শেষ করে বিছানায় যাওয়ার বা ঘুমানোর যে চেষ্টা, এটি অবশ্য কখনো করা হয়নি।
হুম, হুম। হুম, হুম। বুঝতে পেরেছি। হুম, হুম। বুঝতে পেরেছি। আপনি কি একটু রুটিনের মধ্যে নিজেকে ফেলার চেষ্টা করে দেখতে পারেন? তো যে হয় না যে আপনি একটা ছোট, ছোট রুটিন সেট করলেন যে আমার কালকে সকাল ৭ঃ০০ উঠতে হবে। ঠিক আছে? এটা just একটু set করে রাখলেন। ঘড়িতে একটু অ্যালার্ম দিয়ে রাখলেন এবং ৭ঃ০০ পরবর্তীতে ৭ঃ০০ - ১০ঃ০০ পর্যন্ত আমার এই কাজগুলো করতে হবে। যেমন আপনি যে বললেন যে কাজের লোকদের খাবারের বিষয়টা আপনাকে দেখতে হয়। তো সেই কাজটা আপনি ৭ঃ০০ - ১০ঃ০০ মধ্যে করবেন। তাতে করে হবে কি, আপনার কিন্তু মানে body থেকেই একটা clock কিন্তু টিক, টিক করতে থাকবে যে আপনার সকালে উঠতে হবে, সকালে উঠতে হবে। একটু ছোট, ছোট ভাগ করে যদি আপনি সারাদিনের কাজগুলোকে ছোট, ছোট ভাগ করে, যে আছে না যে জরুরি ভিত্তিতে আপনি ভাগ করে দেখতে পারেন। তাহলে কিন্তু একটা বেশ বড় পরিবর্তন কিন্তু আসতে পারে আপনার।
হুম। হুম। উম জি। আপনি ই ঠিকই বলেছেন। আ মোবাইলেই অ্যালার্ম দিয়ে রাখলেও হয়তো চলবে। কিন্তু এই বিষয়টি আমার কখনো মাথায় আসেনি যে আমি একটু সকালবেলা তাড়াতাড়ি উঠবো কিভাবে। এজন্য আমার হয়তো হাতের মুঠোফোনটিই আমাকে সাহায্য করতে পারে। আমি যদি সেখানে অ্যালার্ম দিয়ে রাখি অথবা, রুটিন মাফিক কাজগুলো করার চেষ্টা করি। সকাল, সকাল উঠে যদি আমি এই কাজগুলো ঠিক মতো করি, তাহলে আমার দিনের এই সময়গুলো নষ্ট হবে না। এ বিষয়টি আমি কখনো এভাবে ভাবিনি। এবং আপনি যেমনটি বললেন যে, "রুটিন মাফিক কাজগুলো করা।" হ্যাঁ, আমি কখনো রুটিন মাফিক কাজগুলো করার চেষ্টা করিনি। এর কারণটা এরকম ভেবেছিলাম যে, "কাজ তো আমার কাজ আমাকেই করতে হবে, তো করি। যখন যেটা প্রয়োজন, তখন সেটি করবো।" কিন্তু অ্যা সেটি যে রুটিনমাফিক করা সম্ভব এবং রুটিনমাফিক করলে আমার এ দিনের সময়গুলো হয়তো নষ্ট হবে না। আমি এটি কখনো ওভাবে ভাবিনি। আপনার এই পরামর্শটি আমার ভালো লেগেছে। তবে আরেকটি বিষয় আমি জানতে চাচ্ছি। সেটি হলো যে, রাতে একটু তাড়াতাড়ি ঘুমানোর কি বিশেষ কোনো কৌশল অবলম্বন করা যেতে পারে? যেটি সম্পর্কে আপনি আমাকে একটু অ পরামর্শ দিতে পারেন।
হুম, হুম। হুম, হুম। আপনি একটা কাজ করে দেখতে পারেন, যেহেতু আপনি ক্লান্ত হয়ে ফিরে আসেন, ঠিক আছে? ও তারপর বন্ধুদের সাথে গল্প করেন। এই বিষয়টা কিন্তু একটু কমিয়ে আনতে পারেন। হয়না যে, প্রতিদিন আসলে একই বন্ধুর সাথে কিন্তু কথা বলছেন, চা খাচ্ছেন। এই বিষয়টার যত দেরিতে চা খাবেন, সেটা কিন্তু ঘুমের ক্ষেত্রে অনেকের আ বেশ কষ্ট হয়। যে আছে না যে, রাত্রে চা খাওয়া মানে হচ্ছে ঘুমাতে যাওয়ার কিন্তু ঘুম আসতে দেরি হয়। ঠিক আ এটা অনেকের হয়ে থাকে কিন্তু। যে আ হয় না যে চা খেয়ে ফেললো, আচ্ছা কি হবে? চা এক কাপ চাই তো। সেটা না। আর দুধ উ চা যদি খাওয়ার অভ্যেস থাকে, দুধ চা খাওয়াটা কমিয়ে দিতে পারেন। আপনি পাতলা লিকারের চা খেতে পারেন। সেটা সকালবেলা আ হতে পারে এবং আঅ এখন কিন্তু বেশ ধরনের ফ্লেভারওয়ালা চাও পাওয়া যায়, ঠিক আছে? আছে না যে, একটু অন্যরকম স্বাদের চা। হ হয়তো আপনি দেখলেন যে, কমলার রসের দিয়ে সেটা দিয়ে একটা চা হয়। তারপরে এটা একটা করে দেখতে পারেন, ঘুমাতে যাওয়ার আগে আপনি গোসল দিতে পারেন।
হুম, জি। আচ্ছা? আচ্ছা। হুম।
ঠিক আছে? এতে করে সারাদিনের যে ক্লান্তি ভাবটা থাকে, সেটা কিন্তু কমে যায়। এটা একটু করে দেখেন তো।
হুম। হ্যাঁ, আপনি এ ঠিকই বলেছেন। হয়তো উ যদি আমি আ বাজারে জাওার উ উম বিষয়টা যেমনটি আপনি বললেন জাওার বিষয়টা আমি কমাই দেই, অপ্রয়োজনে বন্ধুবান্ধবদের আ মধ্যে দিয়ে সারাদিনে আ ৫-৬ টির বেশি হয়তো চা খাওয়া হয়ে যায়। এই চার বিষয়টি যদি কমায় দিতে পারি, তাহলে ক্যাফেইন জাতীয় যে বিষয়গুলো থাকে, এইগুলো হয়তো ঘুমের যে একটি উত্তেজনাভাব সৃষ্টি করে মস্তিষ্কে, যার কারণে ঘুম দেরিতে আসে। এ বিষয়ে অনেকটা নিয়ন্ত্রণ করা সম্ভব। অ্যা এবং ও মুঠোফোনে একটু সময় কম দেয়া এবং এই বিষয় সম্পর্কে একটু অবগত থাকা যে, হ্যাঁ, আমাকে সকাল, সকাল উঠতে হবে। তাহলে মস্তিষ্কেও এই বিষয়টি একটি বিশেষ অ্যা হ্যাঁ, যে একটি আ দেহঘড়ির মতো কাজ করবে যে, হ্যাঁ, আমাকে সকালবেলা উঠতে হবে। যার কারণে নির্দিষ্ট সময়ে হয়তো ঘুম থেকে উঠা। এই বিষয়টি আমার ভালো লেগেছে। এই বিষয়টি অবশ্যই চেষ্টা করে দেখা যেতে পারে। এবং অ বন্ধুদের সংগে আড্ডা কমিয়ে দিয়ে বাসায় তাড়াতাড়ি ফেরা। এটিও একটি ভালো বিষয়। আপনি এ ভালোই বলেছেন। আচ্ছা আরেকটি বিষয় জানতে চাচ্ছি। সেটি হলো যে, অ্যা খাওয়া-দাওয়া কি অ্যা রাতের প্রথমার্ধে মানে সন্ধ্যার দিকে যেমন ধরেন আ ৮ঃ০০ বা, ৮ঃ৩০ র মধ্যে যদি আমি রাতের খাবার খেয়ে নেই, সেইক্ষেত্রে কি তাড়াতাড়ি ঘুম আসতে পারে?
হুম, হুম। হুম, হুম। পৌঁছে যাবে। হ্যাঁ, কারণ আপনার হ হজম হতে তো অনেকটা সময় লাগে না, খাবারে ৪ ঘণ্টা তো লেগেই যায়। এখন আপনি যদি ১০:০০ র পরে খেতে যান এবং দেখা যায় কি? আপনি যেই খা আপনি যদি হালকা খাবার খান, তাহলে কিন্তু সেটা হজম হতে খুব সাহায্য করে। কারণ, সা সা শরীরও কিন্তু তার মধ্যেও কিন্তু ক্লান্তিভাব চলে আসে। সেটা স্টোমাক থেকে শুরু করে মস্তিষ্ক, সবকিছুই কিন্তু একটু বিশ্রাম চায়। তাই না? ঘুমটা যেন গাঢ় হয়। আপনি আরেকটা কাজ করতে পারেন। রাত্রে ঘুমাতে যাওয়ার আগে white noise গুলো আছে না? যেমন ধরেন একটু ফ্যানের শব্দ, খস, খস শব্দ বা, কোনো হালকা সুরের শব্দ যদি আপনি একটু সাইডে দিয়ে রাখেন, বাজতে থাকলো। সেটা শুনেও কিন্তু অনেক সময় ঘুম চলে আসে। এবং ঘুমানোর যে পরিবেশটা, মানে একটা নির্দিষ্ট সময় আপনি যদি উ রুমের দর মানে রুমের লাইট অফ করে দেন। এবং লাইট রাখলেও খুবই হালকা আদ আলো যেটা হয় রুমের মধ্যে, খুবই হালকা, যে চোখে লাগে না। হয় না? যে আমরা তো ডিম লাইট দেই। অনেক সময় দেখা যায় যে লাল রঙের ডিম লাইট দিয়ে দিচ্ছি, সবুজ রঙের দিয়ে দিচ্ছি, সেটা না। খুবই হালকা একটা নীলাভ আলো যদি আপনার রুমের মধ্যে থাকে, তাহলে পুরোপুরি অন্ধকারও হচ্ছে না। ইস একটা পরিবেশ কিন্তু তৈরি হয়। আর আপনি আরেকটা করতে পারেন, একটু রুমের কোণায় হালকা একটু গন্ধ দেয় না? যেই আপনার purifier গুলো, এ হ্যাঁ? যে humidfier বা, purifier যেগুলো আছে, যে হালকা খুবই mild এইযে পানির মধ্যে এক ফোঁটা যদি আপনি লেবুর রস দিয়ে দেন, সেই গন্ধটা যখন ঘরে থাকবে, আপনার মধ্যে কিন্তু মনটাও একটু শান্তভাব চলে আসবে। এটা একটু করে দেখতে পারেন কিন্তু।
আচ্ছা, আচ্ছা। জ্বি। হুম। হুম। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে, অ্যা রুমের আলোটাকে নিয়ন্ত্রণ করে, হালকা মিউজিকের মধ্যে যদি নিজেকে ঘুমের পরিবেশ সৃষ্টি করে নিয়ে আসা যায়, তাহলে হয়তো ঘুমটি তাড়াতাড়ি আসবে। তবে সুগন্ধির যে বিষয়টি বলছিলেন এটি আমার খুব আ ভালো লেগেছে। এর কারণ হলো যে, লেবুর যে গন্ধ, লেবুর গন্ধটা আমার খুবই ভালো লাগে। তো এরকম লেমন জাতীয় কিছু যদি গন্ধ, ফ্লেভার বা গন্ধ জাতীয় কোনো জিনিস আমি ঘরে রাখি সেখান থেকে যে সুবাসটি আসবে, সেটিও আমার একটি ঘুমের জন্য আরামদায়ক পরিবেশ সৃষ্টি করতে পারে। এটি খুব ভালো বলেছেন। আ আপনার বিভিন্ন যে বিষয়গুলো আলাপচারিতা করলেন আপনি সেগুলো আমার ভালো লেগেছে। এবং সেভাবে আমি যদি তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, তাহলে আমার দিনের সময়গুলো নষ্ট হবে না। আপনার এই রুটিন মাফিক বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি।
আপনাকেও অনেক ধন্যবাদ। সুস্থ থাকুন, দ্রুত ঘুমাতে যান, সঠিক খাওয়া-দাওয়া করুন, নিশ্চয়ই সবকিছু ঠিক হবে।